আচ্ছা অনলাইনে ভাষা, এ অনলাইন এর ব্যাপারে ভাষা প্রয়োগে আপনি কিভাবে সেটি ব্যবহার করেন বলেন তো একটু শুনি।
হু, হু। আচ্ছা, আমি না মানে অনলাইনে যখন আসলে ভাষা ব্যবহার করি, সেক্ষেত্রে একটা বিষয় আমাকে দেখতে হয়, যে আমি আসলে কোন ধরনের প্ল্যাটফর্ম use করছি বা পরিস্থিতিটা কিরকম বা কার সাথে কথাবার্তা বলছি। হ্যাঁ? তো সেই অনুযায়ী কিন্তু ভাষাটা ব্যবহার করতে হয়। মানে একটু সহজভাবে কথাবার্তা বলি। উম পাশাপাশি দেখা যায় যদি কোনো একাডেমিক কাউকে যদি মানে মেসেজ দিতে হয় সেক্ষেত্রে মানে সেভাবে মেসেজ দেই আরকি। মানে ফর্মালি মেসেজ দেওয়ার চেষ্টা করি আরকি মূলত।
জি, জি। জি, জি। জি, জি। বাহ, চমৎকার! আপনি খুব দুর্দান্ত বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি কোন বিষয়ে কোন প্লাটফর্ম এ রয়েছেন এবং কা বি পি কোন মাধ্যমটা use করছেন সেক্ষেত্রে সহজবদ্ধভাবে আপনি হয়তো ভাষাটা ব্যবহার করছেন। তো সেক্ষেত্রে যে, যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ইমেইল, মেসেজিং বা পেশাগত যে প্লাম নেটওয়ার্কিং যে প্লাটফর্ম গুলা রয়েছে সেখানেই আসলে ভিন্নতা হয় কিনা আপনার ভাষা ব্যবহারের ক্ষেত্রে?
হুম। হুম। হ্যাঁ। সেটাই। হু, হু।